আমার অবস্থা আপনার মতোই। তবে আপনার যখন চাপ আসে তখন চাপ কমানোর জন্য আপনি কি পদ্ধতি অবলম্বন করেন?
আচ্ছা, আচ্ছা। উ হু। আ পরীক্ষার পড়া শেষ হয়নি কালকে পরীক্ষা চলে এসেছে। এই অবস্থায় চাপ কমানোর একটাই উপায় যে আপনি সব ভুলে আপনাকে পড়তে হবে আসলে। মা মানে চা আসলে বানিয়ে নিবেন ১ ফ্লাক্স, আ চা খেতে থাকবেন আর পড়তে থাকবেন, চা খেতে থাকবেন আর পড়তে থাকবেন এবং পড়তে, পড়তে, পড়তে, পড়তে আপনি আ সকাল হয়ে যাবে। আপনি গোসল করবেন বা করবেন না, খাবেন বা খাবেন না, পরীক্ষা দিতে চলে যাবেন। আপনি যদি একটু বিশ্রাম নিতে যান তখনই কিন্তু আপনি দুঃস্বপ্ন দেখা শুরু করবেন। হ্যাঁ, আমার অমুক পড়া হয়নি, তমুক পড়া হয়নি। তো আমার যদি পরীক্ষার আগে এরকম পড়া শেষ না হয় আমি তো কোনোভাবেই মানে বিছানায় যাওয়ার কথা ভাবলেই আমার ভয় করে। তো আমি হচ্ছে যতক্ষণ পড়ার টেবিলে বসে থাকি, আমি চাপ মুক্ত থাকি, এটা একটা উপায়। আর এমনিতে যদি আমার প্রস্তুতি সব একদম হয়ে যায় তখন আমার আসলে আসলে আর অত তাপ হয় না। আপনার কি মনে হয়?
হ্যাঁ। জি। আচ্ছা। হুম। ঠিক। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। জি, ঠিক বলেছেন। জি। ঘুমাবো। আচ্ছা। জি। আমার মনে হয় পরী আমার মনে হয় পরীক্ষার জন্য একটা সেরা প্রস্তুতির জন্য আমাদের একটা routine মাফিক লেখাপড়া করা উচিত। যেটা আমার টেবিলের সামনে থাকবে। টেবিলের সামনে থাকবে, আমি সকালবেলা কোন, কোন বইগুলো পড়বো এগুলো একটা নির্দিষ্ট করে থাকবে। সেগুলো সামনে থাকবে। আবার দুপুরে আমি জোহ নামাজের পর কোন বইগুলা পড়বো এগুলো আমার পাশে থাকবে এবং রাত্রিবেলা আমি যেগুলো পড়বো সেগুলো পাশে থাকবে। আর পরবর্তী দিনে যদি আমার হাতে সময় থাকে তাহলে আজকে যেগুলো পড়লাম সবগুলোর একটা revision পরবর্তী দিনের দিলে, আমার মনে হয় আজকের পড়াগুলো কালকে ভালো হবে। কালকে নতুন topics এর প্রয়োজন পড়বে না। আপনার কি আপনি কি এইভাবে পদ্ধতি অবলম্বন করেন?
আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিরকম? আচ্ছা, আচ্ছা। আচ্ছা। উ হু। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হু। উ হু। উ হু। <chuckles> আচ্ছা, আচ্ছা। এ উ হু। আচ্ছা, আচ্ছা। আ উম আমি হচ্ছে যেটা করতে পছন্দ করি, আ
জি। জি।

আ বলতে পারবেন যে এই যে পরীক্ষার সময়ে বা পরীক্ষার আগে আমরা যে পড়াশোনা যেমন আমাদের করতে হয় তেমন কিন্তু আমরা এক ধরনের মানসিক চাপেও ভুগি। তো এই মানসিক চাপ এটা কমানোর জন্য আসলে আমরা কী করতে পারি?
বলেন। জি। জি অবশ্যই। আমার মনে হয় এই মানসিক চাপ আমাদের হয় অতিরিক্ত আমাদের চিন্তাভাবনা করার জন্য যে আমরা পরীক্ষায় কী করব। এই চিন্তাভাবনার কারণে আমাদের হ্যাঁ, আমাদের মেধা আর কোন কাজ করে না। বইয়ের চেয়ে আমি পরীক্ষায় কী লিখব, এই চিন্তাভাবনার প্রতি আমাদের মনোযোগ তখন বেড়ে যায় বেশি। আমার মনে হয় মানসিক চাপ কাটানোর জন্য আমাদের ১ ঘণ্টা অথবা ৩০ মিনিট পড়ার পর আমাদের একটু হেঁটে নেওয়া উচিত।
উহু। আচ্ছা, আচ্ছা। হুম, একদম। হুম। আসলেই। উহু। একদম, একদম। হুম। উহু। উহু। উহু।